আমি না বেশ আ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে, কি করব, কাকে বলবো, কেমনে আসলে সলিউশন টা করব। এটা না ঠিকভাবে আসলে বুঝে উঠতে পারতেছি না। আসলে আ মানে যে পোশাক সেন্স বা স্টাইল সেন্স এটা আমার মাঝে হুট, হুট করে আমি দেখা যাচ্ছে যে হচ্ছে না আমার সাথে। হুট করে আমি একটা পোশাক চয়েস করতেছি করার পরে একটু ভিন্ন হয়ে যাচ্ছে। মানে যেকোনো ক্ষেত্রে আরকি মানে আ একটু সমস্যার মধ্যে যাচ্ছে আসলে দিনগুলো। তো আ বেশি দুশ্চিন্তার মধ্যে দিনগুলো যাওয়ার কারণে আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না যে কি করতে পারি বা আমার সলিউশন টা কোথায়। তো সব মিলে আসলে চিন্তা ভাবনা করলাম যে আপনার কাছে চলে যাই। আপনার কাছে গিয়ে আসলে যদি একটু সলিউশন পাওয়া যেতে পারে। তো এজন্য আসলে আপনার কাছে আসা। তো একটা বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে আমার দিনগুলো যাচ্ছে। তো কি করতে পারি এই বিষয় নিয়ে যদি একটু আমাকে সলিউশন করতেন আরকি।
হু, হুম। বুঝতে পেয়ে হু, হুম। বুঝতে পেরেছি। আপনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে সময়টা পার করছেন এবং আপনার এই সময়টা আসলে যত দ্রুত এটার উন্নতি করা যায় আপনি সেই চেষ্টা করছেন আসলে। আপনি আমাকে কি একটু খুলে বলবেন যে কোন বিষয়টা বা কোন কারণে আপনি এতটাই চিন্তিত যে আপনার অন্য কাজগুলো বেশ প্রভাব পড়ছে।
আসলে আমার আ স্টাইল টার মধ্যে একটু সমস্যা হচ্ছে। কেনাকাটা আর স্টাইল এর মধ্যে একটু সমস্যা হচ্ছে। মানে নিজের শর শরীরে যে গঠন সে অনুযায়ী না পোশাক আ বাছতে পারতেছি না আমি। দেখা যাচ্ছে অ্যা পোশাক ফলে আসলে দেখা যাচ্ছে আমার পোশাকটা না ঠিক মত আসলে আমার শরীরে মানাচ্ছে না, অসুস্তি লাগে। মানে যে আমি ঠিকঠাক ভাবে আসলে কোন পোশাকটা বাছাই করব সেটা আমার সাথে হয়ে উঠতেছে না। আবার আ ট্রেন্ড টা ফলো করতে গেলে দেখা যাচ্ছে যে আমার ব্যক্তিগত যে বিষয়গুলো সেগুলো আসলে হারিয়ে যাচ্ছে। আ সবসময় আসলে দেখা যাচ্ছে ফ্যাশনেবল জিনিস এগুলো যদি কিনি নিজের আ স্বাদটা কিন্তু আসলে ফুটে ওঠে না। তো এটা নিয়ে বেশ দুশ্চিন্তা মত দিনগুলো যাচ্ছে। আবার দেখা যাচ্ছে রঙের সমন্বয় করতে পারি না, যে কোন রংটা আসলে আমার সাথে মানাবে। কোন রংটা আসলে মানাবে না। এগুলো নিয়ে বেশ দুঃশ্চিন্তার মধ্যে থাকতে হয়। বা অ অতিরিক্ত দেখা যাচ্ছে আমি কেনাকাটার ক্ষেত্রে আবার অনেক কিছু করতেছি যে আ অতিরিক্ত জিনিস থাকার পরে আসলে কিনে ফেলতেছি। কিন্তু দেখা যাচ্ছে এটা আমার দরকারই নেই। তো এই টাইপের সমস্যাগুলো দেখে আমি আসলে বুঝতে পারতেছি না যে কিভাবে বের হয়ে আসব। এটার মধ্যে যদি একটা প্রপারলি সলিউশন পেতাম তাহলে আমার জন্য ভাই মানে হয় বেশ ভালোই হতো আরকি।
আচ্ছা। বুঝতে পেরেছি। হু, হুম। বু উ বুঝতে পেরেছি। আপনার যে আ আপনি একদিকে ট্রেন্ড ফলো করতে চাচ্ছেন। আবার একদিকে নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য দেখা যাচ্ছে যে, আপনি যে ধরনের পোশাক পড়ছেন সেটা মনে হচ্ছে যে মানাচ্ছে না। এখন এই যে মনে হওয়া মানাচ্ছে না। এটা কি আপনি নিজে মনে করছেন বেশি? নাকি আপনার আ আশেপাশে যারা আছেন তারা আপনাকে বলছে বেশি যে আ যে আপনি এমন পোশাক কেন পড়েছেন যে আপনাকে মানাচ্ছে না। মানে বিষয়টা হচ্ছে কি যদি আপনার একান্তই চিন্তাভাবনা থাকে যে হ্যাঁ, মনে হচ্ছে যে এই পোশাকটা মানাচ্ছে না সেটা এক বিষয়। আর যদি অন্যের কথা শুনে যদি মনে হয় যে হ্যাঁ, পোশাকটা মনে হয় সত্যিই আমাকে মানাচ্ছে না তাহলে কিন্তু আরেকটা বিষয়। আর একটু বলবেন কি কোন বিষয়টা আসলে কাজ করছে।
হ্যাঁ। আসলে এখানে ২ টা বিষয় কিন্তু কাজ করতেছে। দেখা যাচ্ছে যে আ আমি একটা পোশাক যখন আসলে ঠিকঠাকভাবে সিলেকশন করতে পারতেছি না। তো হুট করে একটা নিয়ে ফেললাম। তো নেওয়ার পরে দেখা যাচ্ছে যে, কি আমি কিন্তু আসলে অনেক সময় আ আশেপাশের মানুষও বলে, এটা কি পোশাক নিয়েছি সেটা কেমন রংটা ভালো হয়নি বা স্টাইল টা ভালো হয়নি। এটাও হচ্ছে আবার নিজের কাছে একটা ইতস্ততা বোধ হচ্ছে যে, আসলে কি কিনে ফেললাম, আসলে ঠকলাম কিনা? এই টাইপের বিষয়গুলো চলে আসে বা রংটা একটু কম বেশি হতে পারে। এগুলো নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে, আ বাজেটের বাইরেও চলে যায় অনেক আকস্মিকভাবে। দেখা যাচ্ছে আমি কেনাকাটা করতে গেছি। যাওয়ার পরে দেখা যাচ্ছে যে, আমি একটা জিনিস আ মানে পছন্দ করে গেছি, নিয়ে নিচ্ছি আরেকটা জিনিস। সেখানে আসলে আ দেখা যাচ্ছে বাজেটের বাইরে চলে যাচ্ছে অপ্রয়োজনীয় খরচ কিন্তু আসলে হয়ে যাচ্ছে এখানে। তো এই বিষয়টাও বেশি দুশ্চিন্তার মধ্যে ফেলাচ্ছে। তো কি করতে পারি আমি এই বিষয়টা নিয়ে।
হু, হুম। বুঝতে পাই। হু, হুম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বাজেট তো আপনাকে দেখতে হচ্ছে। আপনি কোন ধরনের কেনাকাটা বেশি পছন্দ করেন? মানে আপনি আছে না যে অও এই ধরনের পোশাক পড়তে আপনার ভালো লাগে বা ওই ধরনের পোশাক পড়লে যে হয় না কেউ, কেউ হয়তো শার্ট-প্যান্ট পরতে পছন্দ করে বা ঘরে ঘরে কেউ হয়তো লুঙ্গি পড়ছে বা কেউ হয়তো আ কটন এ পায়জামা যে আছে সেগুলো পড়ছে। কেউ হয়তো আ পায়জামা-পাঞ্জাবি পরে কমফোর্টেবল ফিল করে বেশি। হ্যাঁ, তো আপনার আসলে জিনিসটা কোনটা? মানে আপনি কি নিজে যখন পোশাক বাঁচেন তখন কি আরামের দিকটা বেশি খেয়াল রাখেন? নাকি আ বাজেট তো আছেই বাজেটের কথা তো আপনি বললেনই। বাজেট ছাড়াও, আরাম ছা আর কোন বিষয়গুলো আপনি দেখেন?
হু, হু, হুম। আসলে আ আমার ক্ষেত্রে আমি জিন্স আর শার্ট, টিশার্ট তারপর দেখা যাচ্ছে, শীতকালীন যে পোশাকগুলো একটু জ্যাকেট-ট্যাকেট এই টাইপের গুলো কিন্তু আসলে বেশি আ দেখা যাচ্ছে আমি কেনার জন্য আসলে আগ্রহী হয়ে থাকি। মানে স্টাইল করতে ভালোবাসি। কিন্তু দেখা যাচ্ছে এগুলোর মধ্যেই কিন্তু সমস্যাটা বেশি হয়। মানে আসলে কোনটা বাছাই করব। সেই বাছাই এর বিষয়টা কিন্তু আমার মাঝে আসে না। তো এইটাই আসলে সমস্যা হচ্ছে আসলে। বাছাই করতে গেলেই সমস্যা। আবার কেনাকাটা করতে গেলেও দেখা যাচ্ছে সমস্যা। মানে স্টাইল আর কেনাকাটা ২ মধ্যে আসলে আমার সমস্যা হচ্ছে আরকি। তো এই বিষয়গুলো আসলে কি করতে পারি আমি?
বুঝেছি, বুঝতে পেরেছি। হুম, হুম। জ্বী। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আপনি কি অনলাইন এ কিনতে পছন্দ করেন বেশি? নাকি দোকানে গিয়ে যে বেছে-দেখে শুনে কোন ধরনের কেনাকাটা আপনার বেশি পছন্দ?
আসলে আ আমি বিশেষ ক্ষেত্রে আসলে অনলাইনেও বেশি পছন্দ করি। অনলাইনে দেখা যাচ্ছে ট্রেন্ডিং টা বেশি আসে কোন আ বিষয়টা মানে, এখন হাইলাইট কোনটা আসলে বেশি চলতেছে। সো সেটার উপর ডিপেন্ড করে অনেক সময় আসলে পোশাক কেনা হয়। আবার দেখা যাচ্ছে যে আ অফলাইন এ যাই আ একটা কারণে দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে আসলে দেখে-শুনে নেড়ে-চেড়ে আসলে কেনা যাচ্ছে। তো ওইটা আসলে যাওয়া হয়। তো বেশিরভাগ সময় কিন্তু আসলে আম অ অফলাইনেই কেনা হয়। আর মাঝেমধ্যেই কিন্তু আন অনলাইনেও কেনা হয়। আ ২ টাই আরকি মোটামুটি হয় আরকি আমার ক্ষেত্রে।
হুম, হুম, হুম। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। তাহলে আপনি যেটা করতে পারেন যেহেতু আপনার বাজেটে ১ম ত বাজেটে আপনার সমস্যা হয় যে বাজেট টাও দেখা যায় যে কখনো মেইনটেইন করতে পারছেন, কখনো পারছেন না। তো সেভাবেই আপনি পোশাক বাছাই করবেন বা বাজেট টা আগে থেকে যে হয় না যে এই এত টাকা আছে আপনি পকেটে যদি অনলাইন এ হলে আপনি দেখা যাবে কি অনলাইন এ অনেক সময় যে রিভিউ দে না দেখে যদি আপনি কেনাকাটা করেন, তাহলে হবে কি যে ঠকে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। যে আপনি ১টা পোশাক কিনে ফেললেন কিন্তু সেটার রিভিউ টা দেখলেন না হুম। না দেখে যদি কেনেন তাহলে তো দেখা গেল যে আপনি নিয়ে আসার পরে আপনার সেটা পছন্দ হচ্ছে না। হতেই পারে যে বা কোনো একটা কারণে হয়তো আপনি যেমনটা ফেব্রিক মনে করেছিলেন তেমনটা হচ্ছে না। এইটা ১টা গেলো। আর যেটা হচ্ছে গিয়ে কিছু, কিছু রং আছে। যেমন ব্লাক, নেভি ব্লু, গ্রে ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে অফ-হোয়াইট এইগুলা হচ্ছে গিয়ে সলিড কালার এর পোশাকগুলা যদি আপনি পড়েন, সেটা হচ্ছে গিয়ে আপনি ট্রেন্ডি ও হয়, আবার কিন্তু ফ্যাশনেবলও হয়। এই রংগুলা কিন্তু যখন আপনি আ হয়তো নেভি ব্লু একটা আ জ্যাকেট পরলেন, সাথে ১টা কালো প্যান্ট পরে ফেললেন। আপনার স মানে আপনার বডি অনুযায়ী আপনি সেভাবেই প্যান্ট টা একটু ফরমাল প্যান্ট হলে ফরমাল প্যান্ট পরলেন, জিন্সের প্যান্ট যেহেতু আপনার পছন্দ। তাহলে আপনি হচ্ছে গিয়ে আ ইন নেভিব্লু যেহেতু পরছেন তাহলে ব্লাক জিন্স পরেন। সেটার সাথে কিন্তু কম্বিনেশন টা সুন্দর হবে। মানে এভাবে একটু মিসম্যাচ করে এবং আপনি ৩ টা রঙের শার্ট হয়তো কিনে ফেললেন, ইউনিভার্সাল সলিড কলার এর ৩ টা শার্ট কিনে ফেললেন। সেটার সাথে কিন্তু গ্রে যাবে, অফ-হোয়াইট যাবে, ইন নেভি ব্লু যাবে। সবকিছুই কিন্তু পারমিউটেশন কম্বিনেশন করে আপনি কিন্তু পড়তে পারবেন। সেক্ষেত্রে বাজেট টাও কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। এভাবে কি ভেবেছেন?
হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, আসলে এভাবে কিন্তু কখনো আসলে ভাবা হয়নি। এই আসলে আপনি বেশ সুন্দর করে আসলে বিষয়টা বুঝলেন। আসলে কোনটার সাথে কোন রংটা আসলে কম্বিনেশন টা ভালো যাবে। সেটা আসলে দেখা যাচ্ছে আমি আসলে রঙের বিষয়টা আসলে ঠিক-ঠাক মত করতে পারতেছি। তো সেক্ষেত্রে স্টাইল টা আমার একটু ঠিক-ঠাক হচ্ছে। কিন্তু আ একটা সমস্যা হচ্ছে কি যে আমি কিন্তু একটা আ সমস্যা হচ্ছে আমার ক্ষেত্রে। সেটা হলো গুণগত মান যাচাই করা। তো আমি এটা অনলাইন এর ক্ষেত্রে আসলে হচ্ছে। তো অনলাইন এ কিন্তু মাঝে, মাঝে আমি কিন্তু অর্ডার করে ফেলি যে আসলে দেখি। দেখেই কিন্তু ভালো লাগে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দামের উপর ডিপেন্ড করে। আমি কিন্তু এখানে একটা জিনিস ফলো করি যে হয়তোবা দাম বেশি হলে আ জিনিসটা হয়তোবা ভালো হবে বা পণ্যের মানটা ভালো হবে। তো মাঝে, মাঝে কিন্তু আমি একটু মানে স্কাম এর শিকারও হয়েছিলাম। মানে আমাকে দেখাইছে একটা জিনিস, দিয়ে দিছে আরেকটা জিনিস। তো এই যে আ অনেক সময় আসলে অফলাইন মার্কেট এ যাওয়া হয় না। তো সেক্ষেত্রে এই যে অনলাইন এ আসলে গুণগত মানটা যাচাই করার কি কোনো ওয়ে আছে বা মনে করেন একটা পণ্য নতুন আসলো। এখন কেউ নেয়নি। রিভিউ ও সেখানে নাই। তো সেক্ষেত্রে আমি কিভাবে এটা আসলে যাচাই করব আসলে এটা একটু যদি বলে দিতেন আমাকে।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। সেক্ষেত্রে আপনি অ সরাসরি আ যিনি বিক্রেতা অনলাইনে তার সাথে তো চ্যাট বক্স তো আছেই। তার সাথে সরাসরি কথা বলে নিবেন। যে আসলে আপনি অ মানে অনেক সময় হয় কি যে দেয়া থাকে না। যে ম্যাটেরিয়াল টা কি এগুলো কিন্তু দেয়া থাকে না। তো আপনি যদি তার কাছ থেকে কথা বলে শুনে নিতে পারেন যে হ্যাঁ, এটা কোন ম্যাটেরিয়াল এর উপর। যদি আপনার সেটা আপনি ওই ম্যাটেরিয়ালের পোশাক পরে থাকেন তাহলে তো নিলেনই। আর অ আপনি চাইলে একটু সার্চ দিয়ে নিলেন নিজে নিজস্ব সোর্স টাকে একটু বৃদ্ধি করলেন বা নিজের আ জ্ঞানটাকে আরেকটু বৃদ্ধি করলেন। আপনি অনলাইনে দেখে নিবেন যে অ উনি যেই কাপড়টার কথা বললো এই কাপড়টা আসলে কি ধরনের কাপড় এটা কি উলেন না এটা কি আ লিনেন নাকি এটা কটন এর। হয় না যে জর্জেট হলেই তো হলো না সেটার একটা ভ্যারাইটি আছে বা সিল্ক হলেই তো হলো না। তো এভাবে আপনি একটু যাচাই করে যদি দেখেন মনে হয় আপনার কিছুটা হলেও সহজ হবে বিষয়টা।
হুম, হুম। অবশ্যই, অবশ্যই। হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, এটা কিন্তু বেশ চমৎকার বললেন। আসলে তাদের সাথে আসলে সরাসরি কথা বলে তাদের সাথে সিউরিটি নিয়ে তারপর যদি আসলে ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। এটা কিন্তু কখনো আমি করিনি। তো এটা কিন্তু বেশ চমৎকার একটা আইডিয়া দিলেন। তো এটা আসলে হচ্ছে আপনি অনেক সুন্দর, সুন্দর আসলে আইডিয়া গুলো দিলেন। তো আরেকটা বিষয় আসলে হয় আমার কাছে। আসলে এটা কিভাবে আসলে করা যেতে পারে? দেখা যাচ্ছে আমার সমস্যা হয় কি অনেক সময় আসলে কোনো জায়গা থেকে এটা অফলাইন হোক বা অনলাইন এ হোক। তো এই যে এক্সচেঞ্জ মানে কোনো আমার পছন্দ হল না। তো আ সেটা আসলে কি দেখা যাচ্ছে পছন্দ হল না। তারা গিয়ে গেলে দেখা যাচ্ছে যে নানা ধরনের কিন্তু সমস্যা করে। যে বলে যে আ এখন আসেন না পরে আসবেন এই প্রোডাক্ট টা নাই, ঐটা নাই। মানে অনেক টাইপের বাহানা দেখায় তারা। তো এই বিষয়টা থেকে আসলে কিভাবে আমি মানে পরিত্রাণ পেতে পারি? কারণ দেখা যাচ্ছে আমি একটা কেনাকাটা করতে গেলে স্টাইল-টেস্টাইল এগুলো সব ফলো করে কিন্তু আসলে আপনি অনেক সুন্দর করে বললেন এগুলো আসলে কেনা আমারও হয় বা এখন আমি ট্রাই ও করব ওইভাবে। কিন্তু এই যে ফেরত বা এক্সচেঞ্জ এর যে নীতিটা এটা আসলে কেনো এরকম? মানে এটা কি আসলে কোনোভাবে অন্যভাবে ট্রাই করার কোন বুদ্ধি আছে কিনা?
হুম, হুম। হুম, হুম। দেখুন ১ তো হচ্ছে গিয়ে আপনি যেই দোকান থেকে কিনবেন, সেখানে শুনে নেবেন যে, আমার আমি বাসায় গিয়ে যদি দেখি যে হয় না যে আপনি হয়তো
হুম।
ট্রায়াল দিয়ে দেখলেন। দোকান থেকে কিনেছেন ট্রায়াল দিয়ে কি দিয়ে কিনলেন। ঠিক আছে? যে হ্যাঁ, আপনার কাছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে। কিন্তু হয় না যে বাসায় গিয়ে হয়তো বাসার আলোতে, কারণ দোকানের আলো আর বাসার আলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দোকানে সবসময় মনে হবে যে, আপনি যেই জিনিসের যেই রঙের কিনেছেন বাসায় আসলে কিন্তু একটু চেঞ্জ হয়। তো আপনি দোকানদারকে, যিনি সেলসম্যান আছেন উনার কাছে জিজ্ঞেস করে নিতে পারেন যে আ এটার ফেরত দেয়ার সিস্টেম টা কি? যদি দেখি কোনো কারণে হচ্ছে না রিটার্ন দেয়ার সিস্টেম টা কি? এটা যদি সহজভাবে জেনে নেন, তারা তো একটা নিশ্চয়ই বলবে।
হু, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। বেশ সুন্দরভাবে বিষয়টা বললেন। আসলে তাদের সাথে আসলে আ আগেই কথা বলে নিলে সিউরিটি নিতে হবে যে, না আমি এটা আসলে চেঞ্জ করব। যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু ঘোরা মানে আজকে কালকে এটা বলতে পারবেন না। এভাবে ক্লিয়ার করলে তারা হয়তো বুঝতে পারবে। তো বেশ চমৎকারভাবে আপনি এই যে কেনাকাটা এসেলে সমস্যা নিয়ে আসলে আলোচনা করলেন আমাকে বুঝিয়ে দিলেন। তো ভালো লাগলো আপনার পরামর্শগুলো। তো এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার আগামীর জন্য শুভেচ্ছা রইলো, শুভকামনা।